হুম।
ভয় পাওয়া teacher গুলো যখন corner থেকে class নেওয়া মানে পড়া ধরা শুরু করতো ঠিক তখন আমরা ওই জিনিসটাকে ধাম-ধিম করে টেবিলের নিচে মাথা গুঁজে পরা-টরা করে তাকে দিয়ে দিতাম বমি করার মতো। আর পছন্দ করা teacher এর পড়া যখন পড়তাম, তখন যেটা হইতো আমরা সেটা মন থেকে করতাম, ভালো লেগে করতাম। ওইটা আমাদের অনেকদিন মনে থাকতো।
হু, হু। ঠিক একদম। রাইট। উম এবং এখনও সেটা মনে আছে, এবং সেই শিক্ষকদেরকে আমরা কিন্তু এখনও ভালোবাসি, মন থেকে শ্রদ্ধা করি। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তে
Wow! Exactly, exactly অবশ্যই। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, "আচ্ছা student দের যে বাজে অবস্থা এটার জন্য কি শুধুমাত্র শিক্ষকরাই দায়ী?" আমার উত্তর হচ্ছে শুধুমাত্র শিক্ষকরা এই কথাটা আপনি ১০০০ বার বলেন, তারপর আপনি বলেন দায়ী, তাইলে আমার শুনতে ভালো লাগবে। হ্যাঁ, শুধুমাত্র শিক্ষকরাই দায়ী। কারণ এরা প্রথমত এই শিক্ষকতাটাকে একটা পেশা হিসেবে নিয়েছে, যদিও এটা একটা সেবা। ভুলেই গেছে, এটা পেশা না এটা একটা সেবা। আপনি সেবার মাধ্যমে সেবার মাধ্যমে যে আপনি যেটা earn করছেন, সেটার জন্য আপনি pleased থাকেন, সন্তুষ্ট থাকেন। কারণ আপনি অনেকগুলো মানুষকে তৈরি করার কারিগর হচ্ছেন, এই সুযোগ সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে। এজন্য আপনার যথেষ্ট thankful থাকা উচিত।
হুম। হু, হু, জি। রাইট <clears throat> সিওর নিঃসন্দেহে। ঠিক, একদম। অবশ্যই।
তো এইটা না করে তারা এটাকে profession হিসেবে নিয়েছে। যতটুকু পড়ানোর পড়িয়ে দিয়েছি, lecture দেওয়া শেষ। এই ১ থেকে ২ পর্যন্ত আমি করিয়েছি। তোরা ২ থেকে ২০ পর্যন্ত করে আসবি। কোত্থেকে করে আসবে?
হু, হুম। হুম। হুম। অনেক সুন্দর বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। একদম ঠিক বলেছেন। <clears throat>
ও তখন বাসার teacher কে কি বলে, "স্যার আমাকে এটা করেছে, এটা বলেছে।" তাই না বলেন?
হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। তো আপনার অনেক অভিজ্ঞতা মনে হলো। তো আপনার অ্যা ব্যক্তিগত জীবনে এরকম হয়েছে যে আপনি একটা সময়ে অনেক হতাশ ছিলেন, বা লেখাপড়ার বাইরে আপনার অনেক অ্যা খারাপ চিন্তা করতেন। অ্যা সেখান থেকে আপনাকে এমন কোন শিক্ষক অ্যা তা মেন্টর হিসেবে কাজ করে আপনাকে উৎসাহিত করে, আপনাকে সুন্দর পথে নিয়ে এসেছেন? বা আপনি তার থেকে অনেক শিখেছেন, প্রভাবিত হয়েছে এরকম কখনো কি হয়েছে?
<chuckles>